আসলে আপনি এতক্ষণ ধরে এত চমৎকার করে বলছিলেন। যে এই যে মা একটা দলের মধ্যে কিভাবে বু বিশ্বাস তৈরি করা যায়। আপনি যখন টিম লিডার ছিলেন আসলে আপনি কিভাবে টিমকে লিড করেছেন কিংবা আপনার ম গ্রুপ এ যারা ইন্ট্রোভার্ট ছিল আসলে তাদেরকে আপনি কিভাবে হেল্প করেছেন যাতে তাদের যে পারফরম্যান্স আছে সেটি আসলে আরেকটু ভালো হয় তারা যাতে আরেকটু মোটিভেট হয়। আবার সেটিও বললেন যে আসলে যখন কারো পারফরম্যান্স খারাপ হয়েছে আপনি তাকে বলেছেন যে "ভাই ট্রিট দিব।" আর এই মাধ্যমে আসলে আপনারা একজন আরেকজনকে আসলে মোটিভেট দিচ্ছেন। আপনার কথাতেই আসলে বোঝা যাচ্ছে যে আ আপনার দলের মধ্যে কিংবা আপনার কর্মক্ষেত্রে আসলে সবাই আপনাকে বিশ্বাস করছে কিংবা আপনাদের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক আছে। এটা আসলে কর্মক্ষেত্রে হওয়াটা খুবই জরুরি। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে এই জিনিসগুলো আড্ডা দেওয়ার জন্য।
কে? হ্যাঁ। অ্যা জী। জেক জ্বী আপনার সাথে কথা বলেও কিন্তু বেশ দারুণ একটা সময় কাটলো। এবং আমার অভিজ্ঞতাগুলি শেয়ার করতে পেরেও কিন্তু আমার বেশ ভালো লাগছে। আশা করি আপনিও এই জায়গা থেকে হয়তো নতুন কিছু জানতে পেরেছেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন।
জ্বি অবশ্যই। অবশ্যই।